আচ্ছা আমি হচ্ছে আমার লাইফ এ এমন একটা পরিস্থিতিতে আছি এখন, যেখানে আসলে আমার লক্ষ্য তো অনেকগুলোই আছে। কিন্তু আসলে কোনটা দিয়ে শুরু করবো বা আসলে শুরু কোরা করা উচিত হবে কিনা এটা আসলে আমি বুঝেই উঠতে পারছি না। কারণ ক্যারিয়ার এডুকেশন, ফ্যামিলি সবকিছু নিয়ে আসলে একটা খুবই একটা আ মানে সবকিছু মিলিয়ে একটা খুবই একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন এখন এই মুহূর্তে আমি আছি। যার জন্য আসলে বুঝতে পারছি না যে কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিৎ আগে। তো এটা নিয়ে আসলে খুবই চিন্তায় আছি আমি।
হুম। আচ্ছা এরকম একটু কনফিউশন হলে আসলে চিন্তা কিন্তু চলে আসে। বিশেষ করে যখন পড়াশুনার চাপ থাকে বা এডুকেশন আবার কেরিয়ার এর চিন্তা মাথায় আসে তখন মাঝে, মাঝে কিন্তু আসলে এরকম একটু অ হতাশা আশাটা স্বাভাবিক। তবে এটা কিন্তু আসলে অ খুবই সহজভাবেই আসলে আপনি যদি একটু সময় নিয়ে নিজের লক্ষ্যগুলো পরিষ্কার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সহজেই ব্যাপারটা সমাধান করা যেতে পারে। তবে আপনার আ এখন কি আসলে আ লক্ষ্য আপনি আসলে কী চিন্তা করছেন? আপনার জন্য সবচেয়ে প্রয়োজন কোনটা?
হুম। জি। হুঁ। জি। হ্যাঁ। আচ্ছা সেক্ষেত্রে আসলে আমি আসলে চিন্তা করছি যে আমার যদি ক্যারিয়ার সুইচ করতে হয়। ক্যারিয়ার সুইচ বলব না, বা ধরেন আমি যেখানে যে ফিল্ডে চাকরি করছি সেই চাকরিটা থেকে যদি আমি আসলে প্রমোশন পেতে চাই, বা ধরেন আমি যদি চিন্তা করি যে একটা ডিপার্টমেন্ট চেঞ্জ করব একই অফিসে ধরেন একই কোম্পানি আছি কোম্পানি তে আছি। বাট আমি ধরেন অন্য একটা আ সেম কোম্পানি তে আরেকটা ডিপার্টমেন্ট এ ইন্টারভিউ দিতে চাই, বা ধরেন কোম্পানি চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু স্কিলস থেকেই দেখা যায় যেটা আমার নাই। তখন কিন্তু আমার কাছে মনে হয় যে আচ্ছা যদি মাস্টার্স টা করে ফেলি তাহলে হয়তো একটা হায়ার লেভেল পজিশন এ আমি কিন্তু এপ্লাই করতে পারব। তখন আসলে মাথার ভিতর এরকম ঘুরতে থাকে। আসলে কি আগে এপ্লাই করব নাকি আগে মাস্টার্স এর জন্য এপ্লাই করব। তো এইটা নিয়ে কিন্তু মাথার ভেতর সারাদিন ঘুরতে থাকে। কোনটা আগে করব। এইভাবে চিন্তা করতে, করতে আমার লাইফ থেকে কিন্তু আলরেডি ২ বছরের মতো চলে গেছে যে আচ্ছা মাস্টার্স করলে কি ভালো হত। সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে আমি আমার <sucks teeth> মেন্টর বলেন বা ধরেন বস বলেন তাদের কাছে reach out করার পরে তখন কিন্তু তারা বলল, তুমি এখন যেটা করছো সেটা তো আলরেডি মানে যেই স্কিল গুলো আছে, সেই সেম জিনিসটাই হয়তো তুমি যখন মাস্টার্স করতে যাবা সেম জিনিসটাই হয়তো শিখাবে। তো তুমি আবার আ আসলে এতগুলা লোন নিয়ে আবার পড়ালেখা করবা। তার থেকে মানে তুমি যেই পজিশনে আছ সেটাতেই যদি স্কিল ডেভেলপ করতে থাকো আ তাহলে দেখবা একটা টাইমে গিয়ে প্রমোশন হবে। তো আমি এটা চিন্তা করব। প্রথম দিকেই জিজ্ঞেস কর করা হয়েছিল আমার আসলে এই কোশ্চেন টা। তখন আমি বসেছিলাম এই চিন্তা করে প্রমোট করে দিবে। তো ৩ বছর হয়ে গেছে এখনো কোনো প্র ধারেন না, একবার প্রমোশন হয়েছে আর প্রমোশন হয়নি। তো ওরকম করে আসলে বসে আছি যে কি করব আসলে আ এটা কি আসলে টাইম যে আমার আসলে কোম্পানিটাই চেঞ্জ করা উচিত। তো এটা নিয়ে আসলে খুব চিন্তা করছিলাম।
হুম। আচ্ছা। হু, হু। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা এরকম চিন্তাটা বেশ দুঃখজনক। বিশেষ করে আপনি যেহেতু একটা প্রমোশন এর প্রত্যাশায় আসলে অনেকটা সময় পার করে ফেলেছেন। তবে আপনি কি আপনার ম্যানেজমেন্ট এর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন? যে আপনার আসলে পারফরম্যান্স রিভিউ করার কোন সুযোগ আছে কিনা?
হু, হু। জি। হু। হ্যাঁ, আসলে আমি আমার ম্যানেজারের সাথে যে আমার ম্যানেজার ছিল সে নিজেই আসলে প্রমোট হয়ে এখন ডিরেক্টর। তো উনার জায়গায় যে নতুন ম্যানেজার আসছে সে আসলে এই মুহূর্তে কাউকে প্রমোট করতে রাজি না। কারণ সে তো নিজেই মাত্র প্রমোশন নিয়ে সে বোঝা ট্রাই করছে যে আ এই মানুষগুলোর থেকে টিমের এই কয়েকজন মানুষের থেকে উনি একটু শিখবে। তাদের কিছু ভুল ধরবে। তারপর সেই ভুলগুলো হচ্ছে আর কি সে actively সবাইকে review করছে এন্ড আ মানে তাকে নিজেকে আসলে মানে বো ইয়া করার জন্য বোঝানোর জন্য সে তার কাজটা ঠিকমত করছে। তার জন্য আসলে সে একটু বিসি। তো দেখা যাচ্ছে যে টিমের সবার রিভিউ সে এখন এমনভাবে করছে যে কার কোথায় ভুল আছে, কোন জায়গাটাতে সে আসলে ঠিক করছে। ওটা নিয়ে সে বিজি। যার জন্য একটু ডিমোটিভেশন ও চলে। আসে যে আচ্ছা তার সাথে আসলে one on one মিটিং এ আ এই ধরনের কোনো কথা টপিক তুললেই সে আসলে ওটাকে একটু মানে push back করে দেয়। তো যার জন্য আমি একটু খুবই ডিমোটিভেটেড এখন সিচুয়েশন টাতে। সে ক্যারিয়ার নিয়ে খুব একটা কথা বলতে মনে হয় না তো ইচ্ছুক বলা চলে। কেননা যখন দেখবেন যে আপনার বসের যদি মাস্টার্স ডিগ্রি না থাকে তারা আপনাকে কোনদিনই বলবে না যে <sucks teeth> আপনিও গিয়ে মাস্টার্স আ মানে ক্যারিয়ার জন্য এটা ভালো হবে কিংবা কিছু। তো যার জন্য আসলে একটু আমি খুবই বিপাকেই আছি যে আসলে করব কোনটা। আগে কি তাহলে অন্য, অন্য কোম্পানি গুলাতে এপ্লাই করে ট্রাই করব? নাকি আসলে আ মাস্টার্স টা শুরু করব আগে। <sucks teeth> তারপর আমি অন্য কোন পাথ শুরু করব।
হু। হু, হু। আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আসলে আপনার এই এতগুলো বিষয় একসঙ্গে চলে আসার কারণে একটু কিন্তু আসলে বিভ্রান্ত লাগছে, এবং বিশেষ করে যেহেতু প্রত্যেকটির ডিসিশন ই খুব বড় তো সেক্ষেত্রে আপনাকে আসলে সঠিক ডিসিশন টা বোঝার জন্য আসলে এই বিভ্রান্তিটা লাগাটাই বেশ স্বাভাবিক। তবে এ এবং এই হতাশাটা কিন্তু এই যে একটা সময় আসলে পার হয়ে যাচ্ছে এবং আ সেজন্যই হয়তো আপনি একটু বেশি হতাশ হয়ে যাচ্ছেন। তবে আপনি কি আসলে আ কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার পরবর্তী যে ধাপে প্রমোশন হবে তার জন্য আসলে কোন ছোট, ছোট কোনো যে স্কিল গুলোর কথা আপনি বলছিলেন সেগুলো মাস্টার্স ছাড়াও কি আপনার শেখার কোন সুযোগ আছে কিনা? এমনটি কি ভেবে দেখেছেন?
হু। হু। জি। আচ্ছা। হু। জি। হু। জি, জি আমি আসলে এ ধরনের স্কিলগুলো সবসময়ই ট্রাই করি যে বিভিন্ন ধরনের আসলে ওয়েবসাইট থেকে আ ট্রাই করি শেখার এবং সেগুলো এড করার আমার লিঙ্কড ইন প্রোফাইলে সবসময় চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে যে উম তারপরেও মনে হচ্ছে যে এগুলো যেহেতু একই ব্যাকগ্রাউন্ডের স্কিলগুলো সেগুলো হয়তো তারা আ আমার অফিসে হয়তো যেগুলো কাজে লাগে সেগুলো আলরেডি আমার জানা আছে বা আমি করছি। আ তারপরেও যে এক্সট্রা কিছু সেগুলো আসলে অন্য কোম্পানিতে এপ্লাই করার জন্য লাগতে পারে দেখি শেখা। তো সেগুলো শিখছি। উম তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানিতে হয়তো আ যতটুকু মানে প্রমোশন পাওয়ার দরকার ছিল কিংবা এই এটলিস্ট এই ডিপার্টমেন্টে ততটুকু পাওয়া শেষ অ্যান্ড এখন হয়তো আমার আসলে আ টাইম যে আমি হয়তো অন্য ডিপার্টমেন্টে মুভ করার জন্য কথা বলা বা ধরেন অন্য কোথাও এপ্লাই করা। এটা হয়তো টাইম চলে এসেছে। বিকস আমার যে নতুন বস সেও আরকি বলছিল যে আসলে এখন তো অনেক অনেক কাজ এআই দিয়ে করা যায় বা আউটসোর্স করা যায়। তো এই কথাটা যখন শুনলাম তখন আসলে আমি এত বেশি ডিমোটিভেটেড হয়ে গেছি আমার কাজের প্রতি যে মানে এই কথাটা বলার পর আমি আসলে খুবই মানে চিন্তা করছি <chuckles> যে এটা কি বলল আবার। এটা বলে কি বুঝালো। যে আমাদের কিন্তু অনেক ধরনের ম্যানুয়াল ওয়ার্ক থাকে অ্যানালাইসিস অনেক কিছুই থাকে। তো হঠাৎ করে যখন এই কথাটা বললো তখন আমি আমার কাছে মনে হচ্ছে যে উনার হয়তো <sucks teeth> উনার কর্পোরেট লাইফ সম্পর্কে আ উনি হয়তো অপারেশনস টিমে ছিল। উনি হয়তো জানে না যে একটা আ অ্যাসোসিয়েটকে একটা মানে টিম মেম্বারের সাথে কিভাবে করে অ্যা ফিডব্যাক দিতে হয়। <chuckles> কিংবা কোন জিনিসটা বলতে হবে কিংবা কোন জিনিসটা বলা যাবে না। তো মজার ছলে একটা কথা বলে দিলো। এটা আসলে ইমপ্যাক্ট করে আসলে। তো এটাই আসলে আমার কাছে এটা আমাকে খুব ভাবাচ্ছে। এই লক্ষ্য নিয়ে চিন্তাটা আসলে আমার তখনই আরো বেশি হয়েছে যে আসলে হয়তো আমার আ আগেই ডিসিশন নেওয়া উচিত ছিল যে আমি আমার লাইফ এ কী করতে চাই।
হু। আচ্ছা। হুম, হুম। হুম, হু। স্বাভাবিক। হু। হুম, হুম। আসলেই। হুম। আচ্ছা। দেখেন নিজের কাজের য যখন আসলে মর্যাদাটা ঠিকমত পাওয়া যাচ্ছে না অফিসে, তখন কিন্তু আসলে এই হতাশাটা আসা বেশ স্বাভাবিক, এবং আপনি আসলে ঠিকই আ মনে করছেন যে যেহেতু আপনার কাজের ব্যাপারে তারা উৎসাহ যেমন দিচ্ছে না তেমন আ এখন হয়তো আপনার জন্য একটু কষ্টকর হয়ে গেছে যে প্রমোশন নিয়ে কথা বলা। তবে আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন অ কোম্পানি তে আপনি চেষ্টা করতে চান। তো আসলে কি এখন পর্যন্ত অন্য কোন কোম্পানির দিকে চেষ্টা করে দেখেছেন?
হুম। জি। হু। জি। হু। জি। হ্যাঁ আমি আসলে একটা কোম্পানিতে আমি নিজে থেকে চেষ্টা করি নাই। তারা আমার কাছে রিচ আউট করেছিল। তো তখন আমি সেটাতে এপ্লাই করেছি অ্যান্ড আ সেটাতে আমি আলরেডি পাঁচবার ইন্টারভিউ দিয়েছি। মানে এই পর্যন্ত আমি তাদের মানে টিম মেম্বার সহ সি তা তাদের সিএফও সহ সবার সাথে ইন্টারভিউ দেওয়া শেষ। এখন আ তারা তাদের প্রসেস টা আমি জানি না। আজকে ৩ মাস হয়ে যাচ্ছে। তারা এর কয়দিন আগে আমাকে আবার একটা আ ফলো আপ ইমেইল করল যে আসলে the process is মানে এটা বুঝিয়েছে যে আসলে প্রসেস টা একটু আস্তে, আস্তে কিন্তু আ এটা ভেব না যে আমরা তোমাকে জানাচ্ছি না বা ghost করছি এরকম আরকি বুঝাতে চেয়েছে। তো তাতে করে বুঝলাম যে এখন হয়তো প্রসেস টা চলছে আ এবং আমি সেটাতে তারা যেহেতু আমাকে রিচ আউট করছে আমি তো করি নাই। তো তাতে আমি বুঝতে পারছি হয়তো এটা একটা চান্স থাকলেও থাকতে পারে। কিন্তু তারপরও আমি বলব যে আমার হয়তো যদি এখানে হ হোক না হোক তারপর আমি আসলে চিন্তা করছি যে আমি হয়তো অন্য কোথাও আ এপ্লাই করা শুরু করা উচিত এখন। <chuckles>
হুম। আচ্ছা। হু, হু। হুম। হুম। আসলে। এটা আপনি ঠিকই ভেবেছেন। বিশেষ করে যখন আপনি ৫ বার ইন্টারভিউ একই কোম্পানিতে দিয়েছেন এর অর্থ কি আপনি প্রত্যেকটা ধাপই কিন্তু পার করে পরবর্তী ধাপে গিয়েছেন এবং আ আপনার এই ইন্টারভিউ প্রসেস টার কথা শুনে বোঝা যাচ্ছে যে, কোম্পানি কিন্তু আসলে আপনার ব্যাপারে ইন্টারেস্টেড। তো এটা কিন্তু একটা বেশ আ ছোট একটা পজিটিভ দিক আপনি হিসাবে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে পাশাপাশি আপনি অবশ্যই আরেকটু চেষ্টা করে দেখতে পারেন যে এই ধরনের আর কি কোম্পানি আছে, যেখানে আসলে আপনি আপনার ভবিষ্যৎটা গড়তে চাচ্ছেন। তবে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখা বেশ জরুরী। আপনি আসলে যেমন মাস্টার্স এর ব্যাপারেও ভাবছেন তো সেই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল কাজ দেখে যেখানে আপনার কোম্পানি আপনাকে একটা সময় allocate করতে পারবে। যাতে করে আপনি আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন। তবে আপনি কি চিন্তা করেছেন? যে এখন আসলে যদি এই কোম্পানি তে চাকরি হয়, তখন কি আপনি আসলে মাস্টার্স এর কথাটা কোম্পানিকে জানাবেন? নাকি পরবর্তীতে কিছুদিন পরে যে আসলে মাস্টার্স নিয়ে চিন্তা করতে চান?
জি। জি। জি। <chuckles> হুঁ। জি। জি। জি। হু। হু। জি। আচ্ছা। হুম। আচ্ছা সেক্ষেত্রে আসলে আমি চিন্তা করছি যে আ আপনি আসলে ঠিক বলেছেন যে কোম্পানি আসলে হয়তো ইন্টারেস্টেড তারা আসলে এভাবে করেই আ একটা এমপ্লই কে নিতে চায় যাতে করে মানে এটা আসলে work from anywhere আম জব যার জন্য তারা আরকি একটু ভাল মত আরকি যাচাই বাছাই করছে সেটাই তাদের আসলে যুক্তি যখন জিজ্ঞেস করলাম যে আসলে প্রসেস টা একটু স্লো মনে হচ্ছে, তখন তারা বলল যে একই সাথে অনেকে অ দেখেছে উনারা যে ২ টা ৩ টা জব করছে। আ যেহেতু বাসা থেকে কাজ করছে এবং সবগুলো থেকেই কিন্তু তারা টাকা পাচ্ছে। কিন্তু কাজের মানটা ধ ধরেন নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য এটা মেক সিউর করে যে যা যাদেরকে নিচ্ছে তারা কি আসলেই মানে ঠিকমতো কাজটা করবে কিনা। তো সেক্ষেত্রে আমি অবশ্যই আ চেষ্টা করব যে এই কাজটা যদি পেয়ে যাই তাহলে মাস্টার্স যে লক্ষ্যটা আমার রয়েছে সেটা ধরেন আমি হয়তো আ ইমিডিয়েটলি শুরু না করলেও আমি হয়তো শুরু করব। কারণ এই যে দেখ এখন এমন একটা একটা পজিশনে আছি আমরা। যেকোন সময় যেকোনো জায়গা থেকে আপনাকে lay off করে দিবে। আপনার কিছু বলারও থাকবে না। তো সেক্ষেত্রে আসলে ওই চিন্তাটা মাথায় সারাদিন ঘুরে যে। <chuckles> ঠিক আছে। এরপরে কি? এরপরে কি? এরপরে কোন লক্ষ্য এরকম আরকি আসলে।
হুম। বুঝতে পেরেছি। হু, হু। হু। বুঝতে পেরেছি। হুম। আসলে আপনার এই দুশ্চিন্তাটা কিন্তু একদম স্বাভাবিক। বিশেষ করে আপনি নিজেকে কিন্তু আসলে আ অনেকভাবেই তৈরি করছেন এবং এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ। বিশেষ করে আপনি যখন এই কোম্পানি টাতে এত ভালো পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনি আরেকটু নিজের জন্য সময় বের করে নিন যাতে আপনি নিজের লক্ষ্যটা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং পাশাপাশি এরকম যেহেতু একটা কোম্পানিতে চেষ্টা করছেন, আরো একটু ছোট সময় রেখে আরো কিছু কোম্পানিতে আপনি একটু চেষ্টা করে দেখলেন এবং যেমনটি আপনি নিজের এই যে ছোট, ছোট স্কিল গুলো ডেভেলপ করছেন এর অর্থ আপনি আরো সামনের দিকে এগিয়ে যেতে চান তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আসলে খুব শীঘ্রই কোনো ভালো একটা কোম্পানিতে চাকরিও যেমন পেতে পারবেন তেমন হচ্ছে আপনি নিজের আ ক্যারিয়ারটাকে আরো সামনের দিকে নিতে পারবেন।
হু। ঠিক। আচ্ছা। <chuckles> হু। জি। জি। হু। আচ্ছা। হু। জি। জি। আচ্ছা। আপনার সাথে আসলে কথা বলে আপনি যে অ্যাডভাইস গুলো দিলেন সেগুলো অবশ্যই মাথায় রাখব। বেশ ভালো লাগলো আপনার অ্যাডভাইস গুলো শুনে অ্যা বেশ ভালো ফিল করছি। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।